জ্বী, জ্বী, সেগুলো আসলে ঠিক বলেছেন আপনি। যদি প্লাস্টিক কমানোর জন্য এগুলো করতে পারে সাধারণ মানুষ। অবশ্যই কাগজের ব্যাগ, পাটের ব্যাগ, কাপড়ের ব্যাগ এগুলো কিন্তু ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। কিন্তু ওই কি হয় না? যে, এখনও কিন্তু সেই পরিমাণ আ মানে আমাদের দেশে এইভাবে হয়নি। কারণ এগুলো কমানোর জন্নে, ওইগুলো আবার উৎপাদন করতে হবে খুব বেশি। কিন্তু দেখা যায়, উৎপাদন ব্যয়টা আবার ওখানে আবার একটু বেশি হুম। সেজন্য হয়তো অনেক মানুষে এটা করছে না এখনও। তবে অবশ্যই করা দরকার। আর সাধারণ মানুষের উচিত, অবশ্যই নিজেদের সচেতনতা থেকে, আ মানে এই প্লাস্টিক আ ব্যবহার করাটা কমানোর। হ্যাঁ? এই যে, সরকার থেকেও দেখছি, এই যে, কিছুদিন আগে নিউজ এ দেখলাম যে, সিদ্ধান্ত নিচ্ছে আরকি। এই যে, প্লাস্টিক জিনিসের উপরে ভ্যাট নাকি অনেক, দ্বিগুণ বাড়াতে যাচ্ছে। যাতে করে আরকি প্লাস্টিকের পরের থেকে মানুষের আগ্রহটা কমে যায়। ইয়া মানে কম কেনে আরকি মানুষ।
হা। চে চেতনা বাড়েনি। হ্যাঁ। বেশি। হ্যাঁ। হ্যাঁ। আর হ্যাঁ। হ্যাঁ। না, ব্যাপারটা হচ্ছে বিকল্প না থাকলে হবে না। মনে করেন, আপনি এ যদি ভাতের পরিবর্তে একটা মনে করেন, ভালো খাবার আসলো আপনার সামনে। তা পোলাও আসলো, কথার কথা। তাহলে তো আপনি ভাত খাবেন না। পোলাওর দিকে যাবেন, এইটুক বললাম। তো আমাদের ওই ব্যাগগুলো তৈরি করতে হবে এত সুন্দর করে। মানে দেখতেও যেন সুন্দর হয়, ব্যবহারে যেন ভালো হয়, প্লাস্টিকের চেয়ে অনেক উন্নত। তাহলে কিন্তু মানুষ আর ওই দিকে ঝুকবে। এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা আমি আপনি চাইলে হবে না। এটা ম্যানেজমেন্ট সরকারের উচ্চ লেভেল থেকে নিতে হবে।
হুম। হুম। হুম, হুম, একদমই। জ্বী। এ দেখেন এটা করা যায়। যায় না তো কি? সাধারণ মানুষ আগে দেখবেন, আ যে, আগে গ্রাম অঞ্চলে বলেন, আ অনেক খাওয়া-দাওয়া হতো। বিয়েবাড়ি বলেন, খানাবাড়ি বলেন, অনুষ্ঠান হতো কলার পাতায় দিত, না? কলার পাতায় খেতে দিত, পদ্মর পাতায় খেতে দিত, এরকম ব্য ব্যবস্থা করত, হ্যাঁ? সেটা হয়ে কি হল? যে, প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট গুলো এখন চলে। সবসময় এটা দিচ্ছে, ও এটা করছে। কিন্তু ওই জিনিসটা যদি আবার ফেরত নিয়ে আসা হয়? কারণ প্লাস্টিকের অনেক জিনিস এই যে, অ্যা আপনার সুপারির খোল দিয়ে, তারপরে হচ্ছে কি পাতা? শাল পাতা না, কি পাতা? অনেক কিছু দিয়ে এখন কিন্তু তৈরি হচ্ছে। এইসব থালাবাটি এগুলো। খাওয়ানোর জন্য। প্লাস্টিকের বিভিন্ন রকম জিনিস তৈরি হচ্ছে, এইসব পাতা দিয়ে। এগুলো কিন্তু স্বাস্থ্যকর অবশ্যই।
হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। এখন তো জানেন? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

হুম। কাঁচের।
হ্যাঁ, এমনকি ওই মেলামাইন যেটাকে আমরা বলি এটাও নাকি তত মানে ভালো না। কাঁচ হচ্ছে এক
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অনেকটাই ভালো। আ একদমই ভালো না মেলামাইনের জিনিস বলতে পারেন। আমি খুবই অপছন্দ করি এই জিনিসটা। যদিও আমার বাসায় সব চলে না। আমার বাসায় এঁটে আমি এমনিতে একটু বলতে পারেন সচেতন। আমার বাসায় সবকিছু আমি কাঁচের এন্ড সিরামিক্সের জিনিস ব্যবহার করি সবকিছু আরকি। তো এটা হচ্ছে আমার জন্য ভালো। হুম।
আচ্ছা, আরেকটা জিনিস ওই মেলামাইনের প্লেটেও আপনি লক্ষ্য করেছেন একটা মনে করেন আপনি চর্বি রেখে দিলেন। একটা দাগ কিন্তু final বসে যায় আর ওঠে না। কাঁচে যেটা হবে না। আপনি একটা চর্বির তরকারি রাখলেন মেলামাইনের প্লেটে, কয়েক ঘণ্টা যদি থাকে প্লেটটার উপর ওই দাগটা কিন্তু স্থায়ী হয়ে গেল। কিন্তু কাঁচের প্লেটে এটা কখনোই হবে না।
আচ্ছা, আচ্ছা। হু, হুম। হুম। হুম। জি আসলেই তাই। আসলে আমাদের একটু নিজেদের সচেতনতা হলেই আরকি আমরা এটা কমাতে পারি আমি বলব। আমাদের নিজেদেরই এ নিজেদের থেকে সরকার যতই অ্যা সরকার বিধি-নিষেধ দিক আর সবকিছু সেটাও মানতে হবে। আর নিজেদের একটু আগ্রহ না থাকলে কিন্তু কখনোই আমরা এই প্লাস্টিকের ব্যবহারটা কমাতে পার
হুম। হ্যাঁ।
জি, এর থেকে যে আমাদের অ্যা এ প্রাণী বলেন, প্রকৃতি বলেন, আমাদের নিজেদের বলেন যে কতটা ক্ষতি অ্যা তা তো আর বলে শেষ করা যাবে না। এই প্লাস্টিকের ব্যবহারের জন্য অবশ্যই কেও কমানো উচিত। হুম। <clears throat>
হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ। এ এ এর মাসুল দিতে হবে পরে। ৫০ বছর পরে বুঝতে পারবে পৃথিবীর মানুষ যে কি কোথায় যাচ্ছে পরিবেশ। আচ্ছা।
জি, এখনই বুঝতে পারছে। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে এ বিষয়ে। জি।
উ আ আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আমারও। ভালো থাকবেন। শুভ অপরাহ্ন হ্যাঁ। আচ্ছা।
জি, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।
আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। বিদায়।

হুম, হুম, হুম। প্রত্যেকটা তরি তরকারি যা কিনি আমরা মানে সেটা বলি নিজেরাই তো বলি, যে "আলাদা, আলাদা প্যাকেটে এ করে দাও।" আ এটা।
অ্যা হ্যাঁ। হু। হ্যাঁ। আ যাও। আবার সবগুলো মিলে আরেকটা বড় প্যাকেটে ঢুকায়ে দিলে। এখন আপনে ৫ টা জিনিস কিন্তু ৫ টা প্যাকেট, বড় একটা প্যাকেট, ৬ টা। ৬ টা কমপক্ষে প্যাকেট নিয়ে আপনি বাড়িতে আসলেন। হ্যাঁ। এখন আবার এগুলো ফেলবেন কোথায়? তো সমস্যা তো হলো এখানে।
হুম। হুম। হুম, একদমই। একদমই। যে এই যে আপনি যেমন ১ম এই বলছিলেন যে সমুদ্রের, এ এখন কিন্তু এই যে প্লাস্টিক বোতল টোতল, পলিথিন টিন এগুলো সমুদ্রের কচ্ছপ বলেন, মাছ বলেন তাদের পেটেও আছে এখন প্লাস্টিক। তারাও খেয়ে ফেলছে। অনেক সময়ই আ এদের কিন্তু বৃদ্ধিও কমে যাচ্ছে বলব এইসব প্লাস্টিক খাওয়ার কারণে। এরা এরাও কিন্তু ভালোভাবে এখন বড় হওয়ার এদের ইটা কমে গেছে অনেকটাই আমাদের।
অ্যা হ্যাঁ, হ্যাঁ। ওইটাই। হুম। হুম। হ্যাঁ। এবং অনেক প্রাণী মারা যাচ্ছে। তাইনা?
হুম, হ্যাঁ মারাও যাচ্ছে। যারা এটা ই করতে পারে না, সহ্য করতে পারে না তারা কিন্তু একদম মরেই যাচ্ছে আরকি। হুম। অনেক এই দেখেন না আমাদের আ মেঘনা নদী না কোথায় কয়দিন আগেও দেখলাম আমাদের নদীতে প্রচুর পরিমা মাছ টাছ মরে যাচ্ছে। এগুলো তো এগুলোরই আ আসল কারণ। যেমন বুড়িগঙ্গার নিচে বলব যে ৫, ৭ ফিট উঁচু হয়ে গেছে, পুরু হয়ে গেছে এত। মানে প্লাস্টিকের আবরণ। মানে সেগুলো পরিষ্কার করতে গেলে, করার যে জিনিস সেটাও কিন্তু আমাদের দেশের নেই আসলে।
হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। আপনি হয়তো গ্রামাঞ্চলের এ এখন ঢাকার শহরে হয়তো নেই। গ্রামে করে কি, ঐ যে ভাঙ্গা সবচাইতে মানে হকাররা নেয় টিন, লোহার টুকরা। এগুলা এগুলা কিন্তু ওদের আগ্রহ বেশি। আর প্লাস্টিকের বিশেষ কিছু বোতল, সব বোতল না আবার। আর কাঁচ কাঁচ নিতে চায় না। তো আমাদের মনে হয় কি, এমন একটা সিস্টেম দরকার আমাদের যে পলিথিনের ব্যাগও নেবে। এই পলিথিন বা একটা জায়গায় recycle হ হবে। তাহলে কিন্তু ব্যাগগুলো যেখানে সেখানে পরে থাকবে না।
হুম। হুম। হুম। উম। হ্যাঁ, একদমই। দেখেন আবার এই যে প্লাস্টিকের কথাই তো বলছেন, পলিথিনের কথা বলছেন। এগুলো নিবেন। যদি হয়তো আমরা পুড়িয়েও ফেলালাম। কি হবে? পুড়িয়ে ফেলালে, পুড়িয়ে ফেলালে কিন্তু সেই বায়ু দূষণই হবে আরও বেশি। হ্যাঁ, হ্যাঁ বায়ু দূষণ হবে অবশ্যই। কারণ পুড়িয়ে ফেলার মানে এই যে যে বিভিন্ন আ মানে বিষাক্ত পদার্থ এগুলো তো বাতাসের সাথেই মিশে যাবে। তাই না? মানে আমাদের স্বাস্থ্যের জন্য তাহলে কতটা ক্ষতিকর। এমনিই তাপমাত্রা বৃদ্ধি তারপরে আবার বায়ু দূষণ হলে যে শ্বাসকষ্টের যে সমস্যাটা আছে। ক্যান্সার বলেন, কিডনি বলেন সবকিছুই কিন্তু এই দূষণ থেকেই আরকি। আ হুম।
হু আবার বায়ু দূষণ হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটাও ওরা হ্যাঁ, নিছে, নিছে। হ্যাঁ, উপর দিকে আসতেছে হ্যাঁ। তো এ আমার একটাই হচ্ছে যে প্লাস্টিকের এই ব্যাগ কমাইতে হবে। রাস তারপরে আপনার ইয়াগুলো বাড়াইতে হবে, আমাদের যে চটের ব্যাগগুলো। আর আমাদেরও শক্ত কাগজের ব্যাগ বোধহয় ব্যবহার করা যেতে পারে।
হুম।
হ্যাঁ বা কাগজের কিন্তু যথেষ্ট শ শক্ত আছে। একটা ৪ ৫ কেজি জিনিস আপনি একটা কাগজের ব্যাগে আনতে পারবেন। আমি দেখেছি তো কিছু, কিছু দোকানে ঐ অ ব্যাগের মধ্যে জুতো টুতো এগুলা ভরে দেয়। মানে কাগজেরই ব্যাগ, handle আছে।
হুম, হুম, হুম, হুম।
এরকম বিকল্প ধারা যদি চালু করা যায়, তাহলে কিন্তু এই সমস্যাটার কিছুটা সমাধান হবে।
হুম।